বুঝতে পেরেছি, চমৎকার! আচ্ছা আপনি কি কখনো দেখেছেন যে, একেকজন মানুষ কিন্তু এক এককভাবে মানে তার বডি ক্লক ও কিন্তু একেকভাবে কাজ করে। আছে না যে, কারো হয়তো মানে ৬ ঘন্টা ঘুমালেই হয়ে যাচ্ছে তো আপনার কাছে কি মনে হয় যে, এই যে, বাচ্চা থেকে শুরু করে বা যারা সবচেয়ে বড় কথা যারা রাতে কাজ করে। ঠিক আছে? রাতে যারা কাজ করেন তারা আসলে কিভাবে রুটিনটা ফলো করতে পারে?
হুম, একদমই ঠিক। হুম, আসলে
মানে তাদের তো পুরো বিষয়টাই উল্টে যাচ্ছে মানে রাতের জায়গাটা দিন হয়ে যাচ্ছে তাদের কাছে। হ্যা, হ্যাঁ, হ্যা।
<chuckles> একদমই ঠিক। দিনের বেলা হয়ে যাচ্ছে। আসলে দেখুন, আসলে ঘুমের জন্য সবচেয়ে উত্তম সময় কিন্তু আসলে দিনের বেলাই, এ মানে রাতের বেলাই, দুঃখিত। অ্যা কারণ হচ্ছে হলো যে, মানে এটা তো আসলে মানে আ ঘুমটাকে মানে ব্য মানে সৃষ্টিকর্তার দ্বারা প্রদত্ত ব্যাপারটা এরকমই। যে, আসলে উনি আসলে আমাদের জন্য নির্ধারণ করেছেন যে, আমরা আসলে রাতে ঘুমাবো। দিনের বেলা আসলে সজাগ থাকব বা কাজকর্ম করব। অ্যা কিন্তু কারো, কারো ক্ষেত্রে এটার তো ব্যতিক্রম হয় তার কাজের জন্য আসলে তাকে রাতের বেলা না চাইতেও সজাগ থাকতে হয়। অ্যা তো সেই ক্ষেত্রে মানে তার আসলে ঘুমের সাইকেলটাও কিন্তু পরিবর্তন হয়ে যায়। তার কিন্তু দেখা যাচ্ছে, যে, সকাল বেলাই ঘুম পায়। কারণ মানুষ তো আসলে আ টানা কাজ করতে পারবে না। হ্যাঁম না <smacks lips> হ্যাঁ, তো সেক্ষেত্রে তাকে ঘুমাতেই হবে এবং আ ঘুমও একটা মানে মোটামুটি মানে এটা একটা রুটিনের মতো একটা বিষয়। যেই সময় ঘুমানোর চেষ্টা করা হয় মোটামুটি দেখা যায় যে, ঐরকম সময়েই বারবার ঘুমগুলা কিন্তু ধরে। উম তো সেই ক্ষেত্রে অ্যা যে, দিনের বেলা ঘুমায় আ তার ক্ষেত্রে একটা কাজ করা উচিত যে, যতটুকু রুমটাকে একটু অন্ধকার করে নিতে পারে হ্যাঁ, কারণ আলো তো ঘুমের জন্য একটু ব্যাঘাত ঘটায়। তো যতটুকু একটু অন্ধকার রুমে দিনের বেলা যেহেতু আলো আসবেই, তারপরও যতটুকু অন্ধকার মোটা পর্দা ব্যবহার করে আলোটাকে কমিয়ে যতটুকু একটু আ মানে আরামদায়ক করা যায় সেক্ষেত্রে সেটাই সবচেয়ে ভালো হয়।
গভীর করে। জি, জি, জি। এটাই মানে একদম, একদম জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। ও হ্যাঁ, হ্যাঁ।